আসলে অ্যা আমাদের স্থানীয় খেলার মাঠগুলো <smacks lips> আ এটা কিন্তু খুব মানে প্রয়োজনীয় একটা জিনিস প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লার জন্য।
হু। জি।
তো এই যে অ্যাহ আমরা কিন্তু দেখি যে অনেক সময় দুর্নীতিগ্রস্ত হয়ে সেইসব জায়গাতে অ্যা যারা ক্ষমতাধর মানুষ থাকে তারা কিন্তু তাদের নিজস্ব আ কর্মকান্ড কিংবা তাদের কলকারখানা নির্মাণের চেষ্টা করে। বা যেখানে ধরেন যে শিশু পার্ক হওয়ার কথা সেখানে তারা দেখা যাচ্ছে বসতবাড়ি কিংবা অন্য কোনো প্রজেক্টে লাগিয়ে দেয় আসলে
হুম। জি। জি। একদম। জি।
এই বিষয়ে আমাদের প্রতিটা মানুষের রুখে দাঁড়াতে হবে প্রথমত। আ এটা বলব। আর যদি কোনো এলাকাতে খেলার মাঠ থেকে থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে, বা যেগুলো জায়গাতে আরকি অ আপনার আ মাঠ রয়েছে আসলে। অ্যা সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু উদ্যোগ আমরা কিন্তু নিতে পারি। হ্যাঁ।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। উদ্যোগ নিতে হবে। আচ্ছা একদমই ঠিক বলেছেন। আ আমার আসলে তাই মনে হয় আসলেই আমাদের এখানে একটি মাঠ আছে। শহরের মধ্যে মাঠ থাকলে যেটা আসলে হয়, যে শহরে তো মাঠের সংখ্যা বলা যায় একদমই কম। এবং আমাদের আমি বলবো যে অনেকটা জায়গার উপরেই আ আ নির্ভর করে অনেকটা জায়গার মানুষ আসলে নির্ভর করে এই মাঠটির উপরে। সবাই আসলে বিকেলে একটু খেলতে যায়, কিংবা অনেকে একটু হাঁটতে যায়, ছেলেরা ক্রিকেট খেলে, সকালের দিকে ফুটবল খেলা হয়। তো এই মাঠটিতে আমি আ খেয়াল করলাম যে উম সাইড থেকে আসলে অনেকটা জায়গা দখল করে চায়ের দোকান, সিগারেটের দোকান, পানির দোকান করা হয়েছে। তো এটি আসলে আমার কাছে খুব দৃষ্টিকটু লাগলো যে কী করে আসলে উচ্ছেদ করা যায়? সেক্ষেত্রে আমি আসলে যেটা ভাবছিলাম আমার মনে হয় যে উম স্থানীয় সরকারের আ উদ্যোগ যদি নেওয়া হয় স্থানীয় সরকারের কাছে যদি যাওয়া হয়, সাহায্য চাওয়া হয় সেক্ষেত্রে হয়তো উম সাহায্য পাওয়া যেতে পারে।
তো আপনি কি বলেন? হু। হু, হু। জ্বী। হুম। জি। হুম। আচ্ছা। হুম।